আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে এটাই হয় এবং এখানে যদি আমি একটা মজার কথা বলি মানে আমি সবসময় একটু জেনে এসেছি এবং সবাই এটা বলে থাকে যে, "স্কিল শেখার জন্য তোমার সবসময় time management টা ভালো হতে হবে। এবং time management তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে তুমি অনেক কিছুই করতে পারবা। তোমার যে কাজ আছে মানে যেগুলো হয়তো এ ই ই educational যে কাজগুলো আছে বা academic যেগুলো আছে, ওইগুলোও করতে পারবা। তোমার ক্যারিয়ারে যে কাজ আছে ওইগুলোও করতে পারবা। সাথে, সাথে নতুন স্কিলও শিখতে পারো।" আমার ক্ষেত্রে শুরুতে যদি সর্বপ্রথম একটা কথা বলি, আমার ক্ষেত্রে শুরুতে সবচেয়ে বড়ো যে সমস্যা হয়েছে আমার time management এর যে স্কিল, এটাই আমার ছিল না। মানে হল এই স্কিলটাই আমার আগে শিখতে হবে। তো তখন যখন আমি এটা জানতে পারি যে
<chuckles> অবশ্যই। <chuckles> জি, জি। হু, হু, হু, হু। <chuckles> বুঝতে পেরেছি। হ্যা, হ্যা। জি, জি। ওহ! আচ্ছা, আচ্ছা। মানে হলো যে মানে সময়কে ম্যানেজ করার যে একটা ব্যাপার এবং দক্ষতা, সেটা অনেক সময় আপনার হয়তো ছিল না। আর পরবর্তীতে কি এটা আপনি শিখেছিলেন? time management করার যে একটা সুন্দর দক্ষতা?
হুম, হুম। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ? সত্যি বলতে আমি শুরুতেই এটাই আরকি মানে আমি আরেকটা শিখতে নিছিলাম। ঐটা একটু পরে হয়তো বলবো যে কোন স্কিলটা বা কীভাবে এটা শিখেছিলাম। ওইটার আগে যখন আমি বুঝতে পারলাম যে আমার সময়টা ম্যানেজ করতে হবে এবং আমি দেখি যে, হ্যাঁ time management এর জন্য আমাকে আমার স্কিল শিখতে হবে। মানে time management এর স্কিলটা শিখতে হবে। তারপরে দেখা যায় অন্যগুলো করতে হবে। তো তখন যেটা করেছিলাম আমি অনলাইনে হলো হ্যাঁ, হ্যাঁ, অনলাইন হলো একটা কোর্স কিনেছিলাম যে "How to manage your time?" এটা <smacks lips> একটা ছিল। বাংলাদেশী একজন ছিল instructor। তারপরে ওইটা করার মাধ্যমে ওই স্কিলটা যখন শিখি, তারপরে পরবর্তীতে ওই স্কিলটার মাধ্যমে অন্যান্য স্কিল আরকি শেখা হয়।
উহ, হু, হু। <chuckles> জি, জি, জি। বুঝতে পেরেছি। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। তার মানে হলো যে আপনি অ্যা যে এটা করেছেন যে আপনি আসলে সময় ব্যবস্থাপনাটাকে আগে আয়ত্ত করার চেষ্টা করেছেন। কারণ দেখা যায় কি? সময়কে সঠিকভাবে কাজে না লাগাইতে পারলে কিন্তু অনেক ভালো, ভালো দক্ষ মানুষও দেখা যায় যে আসলে খুব একটা ভালো সফলতা অর্জন করতে পারে না জীবনে। তাই না? তো সেক্ষেত্রে আপনি খুব ভালো করেছেন, একটা কোর্স করেছেন। তো এইযে কোর্সটা, এটা কি আসলে আপনি সরাসরি মানে স্বশরীরে করেছেন নাকি এরকম আপনার যে একটা ব্যাপার অনলাইনে করেছেন আসলে এই কোর্সটা?
ঠিক। হুম, হুম। ঠিক। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, এখানে সত্যি বলতে এই যেটা শুরুতেই বললাম যেহেতু এই স্কিলের জিনিসগুলো আস কখনোই ওই আমাদের সিরিয়াস যে আমাদের কাজগুলো থাকে ওগুলোর সাথে অ অন্তর্ভুক্ত না। যেমন আমার academic life এর সাথেও অন্তর্ভুক্ত না, কেরিয়ারের সাথেও অন্তর্ভুক্ত না। তো চাইলেও ওখানে যে আমি অনেক সময় দিবো। মানে ওইখানে গিয়ে যে কাজগুলো করবো, এটা সম্ভব হয় না। তো আমি যেটা করেছিলাম আমি হ্যাঁ, অনলাইনে করেছিলাম এবং অনলাইনে কোর্সটা করেছিলাম। ওই কোর্সটা খুব সম্ভবত ছিল এ এটাও ছোট ছিল যেহেতু time management শুধুমাত্র। এটা খুব সম্ভবত পাচ থেকে দশ ঘন্টার একটা কোর্স ছিল এবং এখানে ৩০ টা ক্লাস ছিল। ৩০ দিনে ৩০ টা ক্লাস। তো সেভাবে আরকি অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে আরকি সেটা করেছিলাম।
<chuckles> জি, জি। <chuckles> সেটা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। বুঝতে পেরেছি। আচ্ছা।

আচ্ছা, এখানে সত্যি বলতে যেটা করি যে, আমার একটা ঘটনা মনে আছে যে, একটা কলিগের কাছে আমি কলিগের সাথে মানে ওকে নিয়েই আমি একটা স্কিল শিখেছিলাম। সেটা হলো আমরা যেই কোম্পানিতে কাজ করি আমার পাশের স এই ডেস্কে যেয়ে বসে তার সাথে আমার খুবই একটা সখ্যতা তৈরি হয়। যেহেতু সবসসময় আমাদের কথা হয়, ঠিক। তো ১ দিন হল আমি ওকে বলি যে, আমাদের দেখা যায় যেহেতু আমরা বাংলাদেশী এবং বাংলা মিডিয়ামে পড়ে এসেছি ইংলিশ চ চর্চা করা হয় না। যদিও আমরা ইংলিশটা পারি হয়তোবা গ্রামার-ট্রামার সবকিছু পারি কিন্তু ওই যে, দেখা যায় ফ্লুয়েন্সি যেটা কথা বলে স্পিকিংয়ে ওইটা হয়তো আমাদের ঠিক, ঠিক, ঠিক, ঠিক।
সম্পর্ক ছিল, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। হু, হু, হুম। মানে অন্যান্য যেহেতু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো অতটা তো আসলে ভালো করা সম্ভব হবে না। তাই না?
ঠিক, ঠিক, ঠিক। তো ওকে আমি বলেছিলাম যে, "আচ্ছা আমরা একটা কাজ করি।" যদি আমরা আপনি, আপনি করে কথা বলি তো তাকে বলেছিলাম, "আচ্ছা ভাই আসেন একটা কাজ করি।" কি করা যায় যে, উনাকে বললাম যে, "আপ আমরা যেহেতু স্বাভাবিকভাবে আমাদের ইংলিশে ফ্লুয়েন্সি নাই। আমরা চেষ্টা করি প্রতিদিন ২০ মিনিট করে আমরা ইংলিশে কথা বলবো। এটা হতে পারে যে, আমাদের কাজের ফাঁকে।" ঠিক।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। অর্থাৎ ওই যে, আপনি আপনার কলিগ যে, পাশের টেবিলে বসতো, বা পাশের ডেস্ক তার সাথে আপনি মানে প্র্যাকটিস এর মাধ্যমে স্কিল ডেভেলপ এর একটা প্লান করেছিলেন। <chuckles> আচ্ছা, এটা কি রেজাল্ট ভালো আনছিল আপনাদের জন্য?
ঠিক, ঠিক। ঠিক, ঠিক। ঠিক, ঠিক, ঠিক। তখন হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলতে অনেক, মানে দেখা যাক যখন আপনি রেগুলারলি একটা জিনিস করবেন এটা যেকোনো কিছুই হতে পারে। যখন আপনি রেগুলারলি এটা টাইম দেবেন ওটা অনেক বেশি কাজে আসে এবং ওইটা অনেক ভালোভাবে করা যায় আমরা ওটা যদি বলি তারপরে তার সাথে আমি শুরু করি ওই জিনিসটা করা, করার পরে দেখা যায় আমরা ২ মাস একটানা যখন করি তারপর থেকে আমাদের আর এই যে, মানে ইংলিশ নিয়ে ভাবতে হয় না। আগে যেটা হতো মানে এটার আগে যেটা হতো আমরা যখন ইংলিশে কথা বলতাম, হয়তো বলতে পারতাম কিন্তু সবসময় আরকি ওইটা মাথায় চলতে থাকতো যে, আমাদের ট্রান্সলেশন করতে হতো। মানে আমাদের মাথায় একটা অ্যাপ ইনস্টল করা ছিল যেটা হল আমাদের ট্রান্সলেট করতে এমন। কিন্তু ওই যে, ২ মাস যখন প্র্যাকটিস করলাম, তারপরে যখন হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। ও! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ এই যে, আপনারা যা প্র্যাকটিস করলেন, বিশেষ করে এই যে, নিজেরাই, নিজেরাই, হ্যাঁ? আ তো এটা খুবই ভালো লাগলো ব্যাপারটা যে, আপনারা আসলে আ <chuckles> এটার সুযোগ পেয়েছেন আসলে কিছু করার। নতুন স্কিল শেখার যে, একটা ব্যাপার, হ্যাঁ? তো সেইটা কি দেখা যায় যে, সবসময় মানে শুরুটা আসলে কোথা থেকে হবে? অর্থাৎ যে, টাইম ম্যানেজমেন্ট এবং দেখা গেলো থাকে না যে, কেউ শুরু থেকে শুরু করতে চায়। নাকি এটা প্রফেশনালি মানে যার যতটুকু দরকার সে ততটুকুই শিখবে?
হু, হুম। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ।

আচ্ছা এই ক্ষেত্রে আমি সবসময় যেটা চেষ্টা করি মানে যে কোনো ধরনের নতুন যখন স্কিল ডেভেলপ করার চেষ্টা করি বা স্কিল শেখার চেষ্টা করি সবসময় ওইখানে শুরুতেই আমি একটা নিজেকে টেস্ট করি। যে আমি এই যে এই স্কিলটা সম্পর্কে কতটুক আমি জানি এবং কতটুক আমি পারি? এখানে যদি আরেকটা উদাহরণ দেই আমি সেটা হল আমার হল ফটোগ্রাফিটা খুব অনেক বেশি পছন্দ ছোটো থেকেই। তো আমি একবার আর কি একবার অনলাইনেই হলো আমি একটা কোর্স কেনার চেষ্টা করেছিলাম যে মানে ফটোগ্রাফি করার জন্য মানে প্রফেশনালি না মানে ওই নিজে, নিজে যাতে করতে পারি। চেষ্টা করেছিলাম যেহেতু ভালো লাগে তাই চাইছিলাম যে টাকা দিয়ে হলেও শিখবো আর কি ভালো একটা করার। তো ওইখানে হলো আমার ওইখানে হল ২ ধরনের একটা কোর্স ছিল। একটা হল ছিল একেবারে ইন্টারমিডিয়ারি আরেকটা ছিল একটু অ্যাডভান্স। তো আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা তা কোনটাতে আমার যাওয়া যায়। তখন আমি যেটা করলাম একটু আমি নিজেকে টেস্ট করা শুরু করলাম যে আমি কী, কী জানি ফটোগ্রাফি সম্পর্কে। তখন দেখলাম যে হ্যাঁ আমি বেসিকটা জানি হ্যাঁ, হ্যাঁ।
জ্বি, জ্বি। জ্বি। ওহ আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। ও। জ্বী, জ্বী, জ্বী, বুঝতে পেরেছি। আচ্ছা। ও অর্থাৎ হলো যে আপনি এ্যা যতটুকু জেনেছেন বা যতটুকু আপনার মধ্যে দক্ষতা ছিল আপনি আ বাকিটা আসলে হচ্ছে যে এটা করতে চেয়েছেন বা করতে পেরেছেন। তাই না? আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে এই যে আপনার যে নতুন স্কিল শেখার যে একটা বিষয় এটা আসলে মানে কি? বিরক্তির কারণ নাকি আসলে এটার মাধ্যমে একটা মজা পাওয়া যায়? আপনার কাছে কি মনে
ঠিক, ঠিক। ঠিক। ঠিক। আচ্ছা এক্ষেত্রে সত্যি বলতে, নতুন স্কিল শুরুতেই যেটা বলেছিলাম যে, যেহেতু এটা আমাদের ইম্পোর্টেন্ট কোনো কিছুর অংশ না তো সবসময় এটা দেখা যায় সবসময় ভালো লাগেও না মানে অনেক সময় একটু বিরক্ত লাগে। কখন লাগে সত্যি বলতে যখন অফিসের অনেক বেশি কাজ থাকে এবং অনেক বেশি প্রেশার থাকে এবং নিজের মধ্যে অনেক বেশি প্রেশার ফিল করি তখন দেখা যায় যে স্কিলের যে জিনিসগুলা অনেক বেশি বার্ডেন মনে হয়। এবং অনেক বেশি তখন দেখা যায় বিরক্তিকর মনে হয়। কিন্তু হ্যাঁ সত্যি যখন একটা স্কিল শিখতে পারি তখন এই জিনিসটা এত ভালো লাগা কাজ করে ঠিক এত ভালো লাগা কাজ করে তখন ভালো লাগে হুম।
ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুবই দারুণ কিন্তু ব্যাপারটা। জ্বি, জ্বি। অর্থাৎ হলো যে ঐ যে আ দক্ষ কর্মী যারা আসলে যেকোনো একটা কাজের দক্ষতা যখন থাকে তখন হয়তো বা কাজ করার মধ্যে একটা আলাদা মানে আগ্রহ এবং ওই যে অন্যের চেয়ে যখন আসলে একটু ব্যতিক্রমী কোনো কাজ করেন তখন মনে হয় যে একটা মানসিক শান্তির ব্যাপারও চলে আসে। তাই না?
হ্যাঁ। ঠিক। ঠিক, ঠিক। ঠিক, ঠিক।
আচ্ছা, আচ্ছা খুবই ভালো কথা তো এই নতুন, নতুন কিছু শিখতে আসলে আপনি কিভাবে অনুপ্রাণিত হন আসলে? মানে এই, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পান সাধারণত?
আচ্ছা। সত্যি বলতে এখানে অনুপ্রেরণাটা আমার ডিপেন্ড করে যখন জিনিসটা শিখতেছি। তখন যখন যে জিনিসটা শিখি আমি ওই ধরনের লোকদেরকে একটু বেশি দেখার চেষ্টা করি। যেমন ওইযে একটু আগে যেটা বলেছিলাম যে ফটোগ্রাফি। আমি সবসময় তখন যেটা করতাম যে ফটোগ্রাফার যারা আছে তাদের ছবিগুলো অনেক বেশি দেখতাম এবং তাদের ভিডিও অনেক দেখতাম। যখন তাদের ছবিও অনেক দেখতাম যে এত সুন্দর, সুন্দর ছবি তুলেছে তখন দেখা যেত আমার অনুপ্রেরণা অনেক পেতাম যে, আচ্ছা হ্যাঁ এই লোকের মতো আমার একটু ছবি তুলতে হবে। ঠিক, ঠিক এরকমই। তার মতো হতে হবে আমার। হ্যাঁ, হ্যাঁ। এ এরকম মানে ওই রিলেভেন্ট যে লোকগুলা আছে ফিগারগুলা আছে হয়তো ইন্টারনেটে তাদেরকে দেখার চেষ্টা করি এবং তাদের থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি।
ও, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ও, মানে তারা পারে আমি পারবো না কেন? তারা যে এত সুন্দর করে পারে আপনিও জ্বী, জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। হুম।

আচ্ছা এখানে যদি সত্যি করে আমি একটা বলি সেটা হল আমার টাইপিং স্কিল আমি হল মানে খুব সম্ভবত ২ বছর আগে হল আমি কম্পিউটার কিনেছিলাম তো তখন যখন কিনেছিলাম আমি একেবারেই পারতাম না যে মানে কিবোর্ডের দিকে না তাকিয়েই টাইপ করব হ্যা, হ্যা একেবারেই না, আমার যেটা হতো ধরেন আমার নাম লিখবো নাম লিখতে গেলেও আমার এভাবে আর কি দেখতে হত যে এই কী টা এখানে তারপর ওইখানে এভাবে করতে হতো ঠিক, ঠিক করতে হতো। তারপরে যখন আমি আস্তে, আস্তে দে এটা বুঝতে পারলাম যে না এভাবে করলে তো অনেক বেশি সময় লেগে, তো আমার টাইপিং স্কিলটা ডেভেলপ করতে হবে। তখন আমি ওইটা অনেক বেশি প্র্যাকটিস করা শুরু করি, প্র্যাকটিস করতে, করতে, করতে, করতে যখন আমার একেবারে আয়ত্তে এসে পড়ে টাইপিংটা হয়তো আমি তো যখন আরকি না দেখেও টাইপিং করা শুরু করি তখন দেখা যায় আমার অন্যান্য কাজের ক্ষেত্রে এত বেশি আমার এফিসিয়েন্সি এসে পড়ে। যেহেতু আমার এখন আর তাকাতে হচ্ছে না, মানে তাড়াতাড়ি আমি টাইপ করতেছি, জী।
ও! আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। টাইপিং করতে পারতেন না। আচ্ছা, আচ্ছা। ও মানে দেখে, দেখে টাইপিং করতে হত, তাই না? <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যা, হ্যা। <laughs> জী, জী, জী। বাহ! এটা কিন্তু দারুণ। তার মানে হলো যে, এই যে আপনি টাইপিং স্কিল টাকে ডিভলপ করলেন এবং এই যে এত সুন্দর করে পরে আপনি না দেখে টাইপিং করতে পারতেছেন। তো এটা কি আসলে আ কোথাও আগের যে বললেন যে আপনি আসলে টাইম ম্যানেজমেন্ট এর জন্য একটা কোর্স করেছিলেন। তো স্কিল যেটা টাইপিং এর ক্ষেত্রে এটাও কি আসলে কোর্স করে, নাকি আসলে এটা ওইযে প্র্যাকটিস করতে, করতে একটা সময় ফাস্ট হয়ে গেছে?
এ হ্যা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা সত্যি বলতে এটার ক্ষেত্রে কোন কোর্স করি নাই, এটা করতে কোর্স করা লাগেনি। আমি হলো ১ম এ হল আমি ইউটিউবে একটা সার্চ দিয়েছিলাম যে "হাউ টু মেক ইয়োর টাইপিং ফার্স্ট" তো এটা করার পরে তারা ঐখান থেকে আমাকে সাজেস্ট করলো যে আপনি যেটা করবেন হ্যা, হ্যা, জী হ্যা, হ্যা। ওইখানে আরকি শুরুতে আমাকে আরকি কয়েকটা সেনটেন্স দিয়েছিলো যে এই সেন্টেন্সগুলো আপনি প্রতিনিয়ত করবেন, করলে আপনার মাথায় আস্তে, আস্তে এসে পড়বে কোন কি'টা কোনখানে। তারপর ঐখানে আবার এ ভিডিও শেষের দিকে ওটা বলে দিয়েছিল যে আপনি কয়েকটা, আপনারা কয়েকটা হলো ওয়েবসাইট ট্রাই করতে পারেন যেগুলো টাইপিং স্পিডের জন্য ওয়েবসাইট, টাইপিং টেস্ট ওইগুলা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। প্রতিদিন হয়তো ৩০ মিনিট বা ৪০ মিনিট করবেন, তাহলে দেখা যাবে ১ মাস পরে আপনার টাইপিং স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে এবং আমি সেটাই করতাম এটা করে আস্তে, আস্তে হয়।
আচ্ছা, আচ্ছা। <chuckles> বলে দিয়েছে যে কিভাবে টাইপিং ভালো করা যাবে, ও আচ্ছা! হুম, হুম। বুঝতে পেরেছি আসলে। <chuckles> জী, জী, জী। ও আচ্ছা! এই যে আপনি আসলে অনলাইন এ সার্চ করেই আপনি যে পদ্ধতিগুলো বের করলেন এবং দেখা গেল যে পরবর্তীতে আসলে আপনি আ সুন্দরভাবে এটা করার চেষ্টা করছেন এবং বলতে পারেন যে আসলে মানে সফল হয়ে গেছেন আরকি। তো সেই ক্ষেত্রে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে, আপনি যখন কোন একটা স্কিল শেখেন অনেকেই বলে কি যে, মানে স্কিল শেখা বা কারোর কাছে শিখতে চাওয়া এটা অনেকের কাছে কিন্তু লজ্জার কারণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে স্কিল বা নিজের দক্ষতা অর্জন এটা কি লজ্জার কারণ নাকি আসলে যেকোনো বয়সেই নিজের স্কিল বাড়ানো যেতে পারে?
হুম, হুম। হুম, হুম। জী।